আসলে হয় কি? ধরে নেন আমি রাস্তা দিয়ে যাচ্ছি বা ধ একটা সে একটা উদাহরণ দিচ্ছি। যে আমরা দুজন লোক চা খাইতে বসছি। আমি, আ এক লোকের পাশে গিয়ে বসছি। হঠাৎ করে অনাকাঙ্ক্ষিতভাবে তার পায়ের সঙ্গে আমার পা'টি লেগেছে বা আ আমি যখন বসছি দেখা যাচ্ছে যে এ তার গায়ের সঙ্গে গা'টি লেগেছে। তখন আমার মনে হয় বা পরক্ষণে মনে হয়, সেই সময় মনে না হলেও পরে মনে হয়ে যায় যে, "হ্যাঁ, আমি তো লোকটিকে নিজের অকারণে বা আ নিজের অজান্তেই হয়তো একটু চাপ দিয়ে বসেছি অথবা আমার পা'টি তো তার পায়ের সঙ্গে হয়তো লেগেছিল। তো কাজটা তো ঠিক করিনি। এ লোকটিকে তো আমার বলা দরকার যে এটি আমি আসলে দেখতে পারিনি বা বুঝতে পারিনি। এটি তো বলা প্রয়োজন।" কিন্তু ততক্ষণে দেখা যাচ্ছে সেই লোকটি আর আমার সামনে নেই বা তাকে এই কথাটা বলবারও এই মুহূর্তে কোনো সুযোগ নেই। সে সময় নিজের মধ্যে একটা কষ্ট অনুভূত ক হয় এবং মনে হয় যে আমি বড় ধরনের কোনো ভুল করে ফেলেছি। আ উনাকে দেখে হয়তো আমার একটু ক্ষমা চাওয়া দরকার। আ এই যে একটা ব মানে একটা আক্ষেপ বা দোষ যেটাই বলেন না কের এর জন্য বারবার নিজেকে দোষ দিয়ে থাকতেছি যে এটিই কেনো হচ্ছে? মূলত এটি আসলে একটু জানার বিষয়।
উ হুম। ওকে। আচ্ছা। বুঝতে পারছি। ও! ওকে। বুঝতে পারছি। তা ঠিক। এক না, আপনার বিষয়টা আসলে শুনলাম। শুনে আপনার জন্য বেশ খারাপই লাগছে যে এমনটা হচ্ছে যে তবে এখানে নিজের প্রতি স একটু সহানুভূতিশীল হওয়াটাই কিন্তু আসলে উ সবচেয়ে বেশি দরকার। অতি মানবে আসলে চিন্তা ভাবনা না করে, মানে নিজেকে আসলে সাধারণ মানুষের মত চিন্তা করা উচিত যে, ও পারলে আমি পারবো না কেনো চিন্তা না করে আপনি যতটুকু পেরেছেন তার চেয়েও খারাপও কিন্তু অনেকেই করছে, তাই না? এরকম একটা বাস্তবসম্মত মূল্যায়ন কিন্তু আসলে আপনি নিজেকে করতে পারেন। তখন দেখবেন যে আপনার এই যে একটা অপরাধবোধ চলে আসছে সেটা কিন্তু অনেকটা আসলে কমে আসবে। তবে আপনি কি আসলে একটু বলবেন, মানে আপনি নিজের সম্পর্কে আসলে ঠিক কি ভাবেন বা নিজেকে আসলে কিভাবে নিয়ে থাকেন নিজের কাছে?
হ্যাঁ।